হ্যাঁ, আসলে আপনি যে পয়েন্ট টা বললেন যে তাদেরকে আসলে একটু সুন্দর করে বোঝানো যে আমার কি, কি বিষয়ে কষ্ট লাগছে, বা কেন হচ্ছে গিয়ে আমার এত এলোমেলো লাগছে এগুলো যদি আমি তাদেরকে বুঝাতে পারি। তখন হয়তোবা মানি, আমাকে নিয়ে যে এরকম মন্তব্য দিচ্ছে বা আমার আসলে মনোযোগগুলো ভাঙছে এগুলো হয়তোবা আ ঘটবে না। আর হ্যাঁ, মাঝে, মাঝে মনে হয় কি যে আ হয়তোবা আমি যদি ধৈর্য নিয়ে বা কোন রকম ভাবে আ কোন ওয়ে তে তাদেরকে বলি তখন হয়তো বুঝবে। কিন্তু ঐযে যে ধরেন ছোটখাটো ভাবে যখন বলি বা এই যে বলি যে না আমি কাজ করব বা না আমি আমার আ মন মত করব তখন দেখে কি যে আরো উল্টোটা হয়ে যায়। মানি তারা ভুল বুঝে বসে থাকে। বাট এখন মনে হচ্ছে যে আমার একটু সুন্দর করে যদি আমি বুঝাতে পারি, বা আমার সীমাটা আসলে বুঝাতে পারি। যে আ আমার কি কি ইচ্ছা বা এতটুকুর মধ্যে আসলে আমার সীমিত থাকার ইচ্ছা, বা এটা, এটা আমার স্বপ্ন ছিল অনেক আগে থেকে। তখন হয়তো বা তারা এই যে অ অন্য রকম কথাবার্তা বলা, সেগুলো হয়তো বা বলা অফ করে দিবে। কিন্তু কিভাবে আসলে সময়গুলো আসলে ম্যানেজ করে আমি ২ পরিবারেই একটু ভাগ করতে পারি? বা এই যে টাকার বিষয়টা যেটা বললাম আরকি। তো ওটাকে কিভাবে আমি ধরেন একটু আগিয়ে নিয়ে যাব বা কোন পরিবারকে আসলে এখন আমার বেশি আ গুরুত্ব দেওয়া দরকার রয়েছে?
হুম। হ্যা, হ্যা। হুম। হুম। হ্যাঁ।